জ্বি, এইসব বিষয় তো আসলে সব ব্যবসায়ীদের খেয়ালেই রাখতে হয়। আর সব ব্যবসায়ীদের মধ্যেই একটা ব্যাপার থাকে নিজের ব্যবসাটাকে প্রচার প্রসার করা। তো প্রসারের ক্ষেত্রে অবশ্যই যে স্ট্র্যাটেজিতে সে ব্যবসাটা চালাচ্ছে, তার মানে, সেই স্ট্র্যাটেজি যে 100% সঠিক এবং ঐটাই সারাজীবন সে করে যাবে ব্যাপারটা কখনোই এরকম না। তাকে সময়ের সাথে, সাথে নিজের স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনতে হবে, যেটাকে ব্যবসায়ের ভাষায় pivoting বলা হয়। তো, য অবশ্যই সেটাকে স্ট্র্যাটেজি তার পরিবর্তন আনতে হবে। তাকে বুঝতে হবে যে তার হয়তো একটা ব্যবসা তার আ মোটামুটি চলছে ভালই, খারাপও চলছে না, ভালোই চলছে। তারপরও স তার চেষ্টা করতে হবে যে, ভবিষ্যতে আ আরো কিভাবে ভালো করা যায়? সেক্ষেত্রে তার স্ট্র্যাটেজিক্যাল কিছু differences আনতে হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই pivoting এর ব্যাপারটা আসে যে কিভাবে সে তার আ স্ট্র্যাটেজি পরিবর্তন করবে। হুম।
জি, জি। একদম। আচ্ছা, আচ্ছা। <chuckles> জি, জি। আরো ভালো করার, এরকম। হ্যাঁ। জি, জি। আচ্ছা, তো জি, জি। জি, জি। বুঝতে পারলাম। তো আচ্ছা, আপনার কাছে যদি আরেকটা জিনিস একটু জানতে চাই। দেখা যায় কি যে, আ নতুন করে যদি কেউ আপনার মতো এমন একটু উদ্যোক্তা হতে চায় বা, একটা মানে ব্যবসা দাঁড় করাতে চায়, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে এরকম হয় যে, এ মানে বা আশেপাশের মানুষ বা, বন্ধু-বান্ধবও হতে পারে বা, আত্মীয় স্বজনও হতে পারে। এ সেক্ষেত্রে তেমন একটা মানে তাদের সাপোর্ট দেয় না বা, তাদের এ মানে একটু মানে নেতিবাচক কিছু ব্যবহার করে বা, তা মানে তাদের প্ল্যানের মধ্যে এককথায় ভুল ধরার চেষ্টা করে। তো সেইক্ষেত্রে আরকি তারা কিভাবে আ মানে এই জিনিসটা মানে overcome করতে পারে? যদি একটু আপনার মতামতটা বলতেন।
হুম, হুম। হুম। হু, হু, হু, হুম। আচ্ছা, এক্ষেত্রে যদি কেউ আসলে চিন্তাই করে থাকে যে সে ব্যবসা করতে করবে, তো তাকে স অবশ্যই সবার আগে এটা মাথায় রাখতে হবে যে, Entrepreneurs journey are always lonely। তাকে সা একা নিজের পথে নিজেই হাঁটতে হবে। So তো এ এই পথে যে তাকে সাহায্য মানুষে করবে, এই ভাবনাটাই পু পুরোপুরি ভুল। তো তাকে সাহায্য করবে না, এটাই তাকে মেনে নিতে হবে। এয় এবং সবার আসলে পরামর্শ, সবার আ কথাকে আসলে কান দেওয়ারও দরকার নেই। যারা ব্যবসায় অভিজ্ঞ, যাদের আসলে অভিজ্ঞতা আছে জীবনে এরকম আ টা অভি মানে তাদের জীবন থেকে কিছু বড় করার করে এনে বা দেখাতে পেরেছে, তাদের আ করে এনে দেখাতে পেরেছে না ইচ্ছে আছে। না করেছে এবং সে সফল হ্যাঁ, হ্যাঁ। সে সে সফল সে সফলভাবে কাজটা করতে পেরেছে, তার কাছ থেকেই পরামর্শটা নেওয়া উচিত। যে আসলে সে কোন দিকে কারণ, সে তো আসলে সে কিন্তু একদিনে সফল হয়নি। সে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে, অনেকগুলো আ হয়তো ব্যর্থতার মধ্য দিয়েও হয়তো তাকে যেতে হয়েছে। এবং তারপরে সে সফল হয়েছে। তো হ্যাঁ, এই ধরনের মানুষের কাছে এ যেয়ে যেতে হবে। হুম।
<chuckles> অ্যা বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম। <chuckles> এন জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ই ইচ্ছা আছে যাদের। হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা। দেখাতে হবে। হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। হ্যাঁ, খুব সুন্দর করে বললেন আরকি হ্যাঁ, মানে জি, জি। খুব সুন্দর মতন বললেন। যারা একটু অভিজ্ঞ, তাদের কাছ থেকে একটু আ পরামর্শ নিলে দেখা যায় তারা কিন্তু ওই জিনিসগুলো পার করে এসেছে বা, একটা অভিজ্ঞতা আছে। সেটা আ বললেও কিন্তু মানে অনেক সময় সাহায্য করতে পারে। তো আচ্ছা, আপনার কাছে যদি একটা জিনিস একটু ছোট করে জানতে চাই, দেখা যায় কি অনেকের ক্ষেত্রে এরকম থাকে যে তারা, মানে দেখা যায়, মানে ওইরকম স সময় থাকে না যে একটু মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে বা, একটু আ কাজের মধ্যে একটা মানে চাপের মধ্যে আ অনুভব করছে। তো সেই চাপটা বা, সেই মানসিক আ যে পে প্রেশারটা আছে, সেইটাকে কিভাবে তারা আরকি মানে জিনিসটা সামাল দিবে? বা, আপনি কিভাবে সামাল দেন? যদি একটু বলতেন।
হুম। হুম। হুম, হুম।